আচ্ছা এক্ষেত্রে ওই সেইম জিনিসটা আমি এখানে আবারও সাহায্য নেই আমার স্লাইডেরই এবং ওই মাঝখানে, মাঝখানে আমি এমন কোন কিছু এমন জিনিসগুলা রাখি যেখানে হয়তোবা তাদের একটু engaged হওয়ার সুবিধা থাকে। যেমন একটা যদি বলি যে যখন দেখা যায় যে আমি একবার ৩০ মিনিটের একটা প্রেজেন্টেশন প্রায় দিয়েছিলাম। মানে এটা খুবই একটা বড় একটা অভিজ্ঞতা ছিল। ৩০ মিনিট। সেটা শুধু আমি একা দেইনি। এটা ছিল একটা গ্রুপ প্রেজেন্টেশন। আমরা কয়জন ছিলাম, খুব সম্ভবত ৫ জন ছিলাম তো ৫ জনের ৩০ মিনিট-এর একটা প্রেজেন্টেশন দিতে হবে। তো আমার ভাগে প্রায় ৮ মিনিটের মতো ছিল যে আমি ৮ মিনিট আমাকে প্রেজেন্ট করতে হবে। অনেকগুলা টপিক। আমি যেটা করেছিলাম ওই টপিকের উপরে যখন আমার ৪ টা কি 5 টা স্লাইড যখন বলা হতো, আমি ওখানে একটা কুইজের মতো রাখতাম। এবং কুইজগুলা যে অনেক বেশি কঠিন হবে এমন কিছু না। আমি যেগুলো বলেছি ওগুলার মধ্যে হয়তো তাদের কাছ থেকে একটু উত্তর চেতাম। মানে তারো তাদের কি ভাল লাগতো জিনিসটা শ্রোতাদের যে, যে উত্তরটা দিতে পারছি কিনা। শুরুতে আমি যদিও এটা বলে দেই যে আচ্ছা আমি এখন যেহেতু অনেক বড় একটা স্পিচ দিব বা বড় একটা প্রেজেন্টেশন দিবো। তো আমি একটা এখানে খেলার মতো একটা জিনিস রাখবো যে মাঝখানে, মাঝখানে আমি কিছু কুইজ ধরবো আপনারা দেখবো যে আপনারা পারেন কিনা? তো তাদের ক্ষেত্রে এটা করতাম। এবং কুইজ আমারটা লিখা থাকত যে কি প্রশ্ন। তখন মাঝখানে, মাঝখানে ধরতাম এবং মানে আমার যে অডিয়েন্স টা থাকতো মানে ক্লাসমেট যারা ছিল তারা খুবই উৎফুল্ল থাকতো যে উত্তরগুলা দেওয়া যায় কিনা! মানে এটা আমি কাইন্ড অফ হ্যাঁ তাদেরকে চেলেঞ্জ করেই বসতাম যে তুমি কি পারবা কিনা? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। সুবিধা থাকে। দিয়েছিলেন হ্যাঁ। আচ্ছা। প্রেজেন্ট করতে হবে, হ্যাঁ। তাই ছিল হ্যাঁ। আম বিস্ময়টা দারুণ হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। না সেটা তো ঠিক আসলে হ্যাঁ বিষয়গুলো কিন্তু আপনি জিনিসগুলো ভালোভাবে বললেন যে আপনার যে প্রেজেন্টেশন এর ব্যাপারটা থাকে ওখানে আসলে আপনি কিছু, কিছু ট্রিকস ব্যবহার করেন যেটা আপনি আসলে বলছিলেন। যে দেখা যাচ্ছে ৮ মিনিটের একটা প্রেজেন্টেশন ওখানে কিন্তু আসলে অনেক কিছু বলতে হয়। সেক্ষেত্রে আসলে মনোযোগ ধরে রাখার বিষয়টা বা বলা যেতে পারে যারা আসলে দেখছে বা শুনছে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে কুইজ এর ব্যাপারটা রাখেন মানে Question হিসাবে ছেড়ে দেন। তো বিষয়টা কিন্তু তাদেরকে আসলে দারুণভাবে অনুপ্রাণিতও করে। আবার ব্যাপারটা কিন্তু তাদের কাছে কিন্তু আসে কানেক্টেড এর ব্যাপারটাও থাকে। তো এমন কোন সময় মনে আছে যখন আপনি বুঝলেন শ্রোতারা Disconnected তখন কি করলেন?
হ্যাঁ, হ্যাঁ ঠিক।